আমি আসলে ইদানিং না মানে কিছু বিষয় নিয়ে একটু ঝামেলায় আছি মোটামুটি বলা যায়। এক ধরনের অসুবিধাই আসলে ফেইস করছি। তো সবকিছু মিলিয়ে চেষ্টা করছি একটু নিজেকে মানিয়ে নেয়ার। নিজেকে অনেক বুঝাচ্ছি, তারপরেও না কিছুতেই হচ্ছে না কোনো কিছু। তো এর পাশাপাশি দেখা যায় যে উম মানে শুধু নিজেকে মানিয়ে নিলে তো হচ্ছেও না। যতটুকু মানাতে যাচ্ছি ততটুকু দেখা যায় যে ১ কদম আগাচ্ছি ১০ কদম পিছিয়ে যাচ্ছি, এই ধরনের একটা বিষয় হয়ে যাচ্ছে। তো রাতে যখন ঘুমোতে যাচ্ছি বিষয়টা নিয়ে চিন্তা করি এবং ঘুমও আসে না। মানসিক একটা প্রেশার খুব বাজেভাবে কাজ করে। যেটা আসলে কাউকে বোঝাতেও পারি না। তো ভাবলাম আপনি তো আমাকে চিনেন না, আপনি তো আমাকে কোনোভাবে জাজ করবেন না। তাই আপনার সাথে সমস্যাটা শেয়ার করা যেতেই পারে। তো এখন যদি আপনি আমাকে একটু বিষয়গুলো বলতেন যে কীভাবে আমি এই সমস্যাটা থেকে নিজেকে উদ্ধার করতে পারি? তাহলে আমি আসলে অনেকটা উপকৃত হতে পারতাম।
আচ্ছা। আচ্ছা। বুঝতে পারলাম। আপনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি টেনশন এর ভিতরে রয়েছেন। যেটা আসলে আপনার কথাতেই বোঝা যাচ্ছে। তবে আপনি যদি আরেকটু ভালোভাবে বলতেন যে কোন বিষয়টা নিয়ে আপনি এত চিন্তায় রয়েছেন?
হুম। আমি চিন্তায় বলতে কি যে বলি, আমি নতুন আসলে আ ভার্সিটিতে আসলে উম যবে থেকে প্রবেশ করেছি, ভার্সিটির পরিবেশটা একদমই আমার কাছে নতুন। স্কুল জীবন, কলেজ জীবন, আমার কাছে খুব পুরনো ছিল। কারণ স্কুলে ১০ টা বছর কাটিয়েছি। তারপর কলেজে ২ বছর থেকে ২.৫ বছর তো কাটিয়েছি। তো সবকিছু মিলিয়ে এখন ভার্সিটিতে যবে থেকে মানে পদার্পণ করেছি, তবে থেকেই আসলে নতুন মানুষজন, নতুন পরিবেশ। সবকিছু কেমন যেন বেখাপ্পা লাগছে আমার কাছে। আমি যখন স্কুলে ছিলাম তখন কিন্তু বন্ধু-বান্ধবের অভাব ছিল না। যেহেতু ১০ টা বছর একই স্কুলে পড়াশোনা করেছি, টিচার্সরা আমাকে খুব ভালোভাবে চিনতো। তারপরে জুনিয়র, সিনিয়র সবার মুখে, মুখে আমার নাম ছিল কারণ সবসময় আমি ফার্স্ট গার্ল ছিলাম। এই একটা বিষয় ছিল। তো সেই যে কত আসলে proudness এর একটা বিষয় ছিল তখন, সেগুলোকে খুব মিস করি। এখন সেটা গেল স্কুলের কথা। তারপরে আসে কলেজ। স্কুলের কিছু ফ্রেন্ড দেখা যায় কলেজেও একসাথে আমরা ভর্তি হই। তো যার জন্য কলেজেও কিন্তু আর একা, একা লাগে না। হয়তো পরিবেশটা নতুন, কিন্তু বন্ধু-বান্ধব পুরোনো থাকার কারণে তাদের সাথে দেখা যায় যে একসাথে একটু গল্প, আড্ডা বা একটু ঘোরাঘুরি করতে পারতাম। কিন্তু ভার্সিটিতে ওঠার পর দেখলাম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আলাদা, আলাদা মানুষ এসেছে। সেখানে আমার কোনো কমন ফ্রেন্ড নেই। যে আসলে একটা কমন ফ্রেন্ড থাকবে, তার সাথে একটু যেয়ে একটু কথাবার্তা বলবো। এমন বিষয়গুলো হয়ে যাচ্ছে আরকি। মানে টোটাল কথা নতুন মানুষজনের সাথেই আমি আলাপ শুরু করতে পারছি না। অনেক নার্ভাস লাগে যে সে আমাকে কিভাবে নিবে? আদৌ আমার কোনো কথায় ভুল ধরে ফেলবে কিনা? আমি কি আবার ঠিকঠাকভাবে বলতে পারছি কিনা? কারণ একেকজনের মন-মানসিকতা তো একেক রকমের হয়। তো ওইজন্যই সমস্যাটা হচ্ছে। এখন কিভাবে যে আমি স্বাভাবিকভাবে কথা বলাটা শুরু করবো, সেটাই আসলে খুঁজে পাচ্ছি না।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। উম জি। জি। উম জি। বুঝতে পারলাম আসলে আপনার কথাটা। শুনে বুঝতে পারছি যে আপনার মনটা এটার জন্য অনেক বেশি খারাপ। আপনি আলাপ শুরু করতে গিয়ে অনেক বেশি নার্ভাস অনুভব করছেন। তো আসলে একটা ব্যাপার যদি আ আরেকটু বলতেন যে কোন ধরনের পরিস্থিতিতে এই ধরনের সমস্যা আপনি বেশি পড়েন?
যখন দেখি যে না, ক্লাস করতে যাই তখন বেশি সমস্যাটা হয়। কারণ আ এখন কোর্স করতে গেলে মানে কোর্সের ক্লাসগুলো করতে গেলে বিভিন্ন নোটস তো রাখতে হয়। অনেক সময় ভার্সিটি যাই না, অনুপস্থিত থাকি। তো তখন সেক্ষেত্রে কিছু, কিছু ক্লাসমেইট আছে যাদের পাশে বসি, তারাও নতুন। যেহেতু আসলে সদ্যই আসলে প্রবেশ করেছি। তো তাদের কাছে চাইতে লজ্জা লাগে আমার কাছে। মানে এক ধরনের nervousness কাজ করে নিজের মধ্যে। আদৌ কি আমি যাবো? বলবো? তাও অনেক সময় দেখা যায় বলে ফেলি। বলার পরেও না দিব, দিব, দিচ্ছি, দিচ্ছি করে এই আর দে দেয় না আমাকে সেভাবে। মানে কোনভাবেই সাপোর্টিভ কোন রোলই তাদের মধ্যে আমি দেখি না। যেটা আসলে আমার আগের বন্ধু বান্ধবদের মধ্যে ছিল বা আগের মানে আমার উম যারাই আসলে মোটামুটি উম আ ফ্রেন্ড সার্কেল ছিল বা ক্লাসমেট ছিল। এদেরকে দেখছি টোটালি ভিন্ন রকমের। কেউ হয়তোবা ঈর্ষা করছে এরকম মনে হচ্ছে আমার কাছে। কেউ হয়তোবা আমাকে আমি কেন উপস্থিত ছিলাম, আমাকে কেন দিবে? ও এত কষ্ট করে লিখেছে। তো এ বিষয়গুলা বললে তো নেক্সট টাইম থেকে আর তাদের সাথে কথাবার্তা বা তাদের কে থেকে যে আমি নোটস কালেক্ট করব, এই বিষয়টাও তো করা যাচ্ছে না। তো সবকিছু মিলিয়ে আমি খুবই আসলে টেনশনের মধ্যেই আছি বলা যায় অনেকটা। যে উম আমি চাচ্ছি আসলে যে আমারও কিছু ফ্রেন্ড-সার্কেল ভার্সিটিতে হোক। সবার মতো আমিও ঘুরতে যাই। আমার বাকি ফ্রেন্ডদেরকে দেখি ওরা তাদের ভার্সিটি লাইফে খুব এনজয় করছে। কিন্তু কীভাবে যে করছে সেটাই আসলে বুঝতে পারছি না। আমি আমিও জানেন খুব অ্যা এনজয় করতে চাচ্ছি। কিন্তু কীভাবে করবো? সেটাই তো আসলে আমি খুঁজে পাচ্ছি না। কোনোভাবেই আমি উপায়টা খুঁজে পাচ্ছি না।
আচ্ছা। জি। আচ্ছা। জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা দেখুন এই ক্ষেত্রে যেকোনো সম্পর্ক শুরু করার ক্ষেত্রে, সহজ ভাষা আপনি ব্যবহার করতে পারেন। আপনি খুব কমপ্লেক্স ভাবে যদি কারো সাথে সম্পর্ক করতে যান, তাহলে কিন্তু আপনার জন্য ব্যাপারটা একটু কঠিনও হয়ে দাঁড়াবে। তো আপনি সহজভাবে, যেরকম ভাবে আপনি যখন ছোটবেলায় ছিলেন বন্ধু তৈরি করতেন, সহজেই এ কারো সাথে কথা বলতেন, খুব বেশি একটা চিন্তা করে কথা বলতেন না। এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে আসতে পারেন। তারপর কিছুদিন কথা বলার পর যদি আপনার মনে হয় যে, না আপনাদের ভাইভ টা match হচ্ছে এবং মনে হয় যে, "না! ওই মানুষটা ভালো" তখন কিন্তু আপনি সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো এক্ষেত্রে আপনি যদি ধীরে, ধীরে অগ্রগতিটা করেন আ ছোট, ছোট লক্ষ্য ও ধাপে, ধাপে সামনের দিকে আগান, তাহলে কিন্তু সম্পর্ক তৈরি করা আপনার জন্য খুব বেশি একটা কঠিন হবে না। যেরকম ১ম দিন হয়তো আপনি just ভার্সিটি তে আপনার আ যাকে ফ্রেন্ড বানাতে চাচ্ছেন, তার সাথে কিছুক্ষণ কথা বললেন। হতে পারে সেটা কোন একটা পড়ার টপিকে, বা যেকোনো একটা বিষয়ে। তার পরের দিন আস্তে, আস্তে হয়তো তার নাম, সে কি করে পড়ালেখার বাহিরে, কিংবা তার কোন জিনিসটা পছন্দ, সে কি মুভিজ দেখে কিনা, সে কি গান শোনে কিনা, তার পছন্দের জিনিসগুলি আস্তে, আস্তে আপনি ডিসকভার করতে পারেন। যার ফলে কি হবে? যদি কমন কোনো কিছু মিলে যায় যে আপনারও একটা জিনিস পছন্দ, ওনারও একটা জিনিস পছন্দ। তখন কিন্তু সম্পর্কটা তৈরি করতে, অনেক বেশি সহজ হবে। তো আপনি কিন্তু প্রাথমিকভাবে এই জিনিসগুলি চেষ্টা করে দেখতে পারেন। তবে আরেকটা ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যে এই যে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে নতুন মানুষের সাথে, আপনার ভিতরে কি কোনো নির্দিষ্ট ভয় বা চিন্তা আছে? যেটা আপনাকে থামিয়ে দেয়?
হুম। হু, হু। উম হ্যাঁ, ভয় বা চিন্তা তো আছেই। উম একে তো হচ্ছে যে উম মানে কি না কি বলে, সেটা একটা ভয় থাকে। আবার অনেক সময় এটাও হয় যে নিজের ভেতর থেকে একটা ইগো প্রবলেম কাজ করে যে, "আমিই কেন সবসময় যাব? আমার সাথে একটু কথাবার্তা বলতে পারে না? আমি চাচ্ছি কথাবার্তা বলতে তারা কি একটু বুঝতে পারে না?" এ ব্যাপারগুলো আছে বরাবরই। কিন্তু এই যে আ আপনি যেটা বললেন যে শুরুতেই হয়তোবা আমি যদি তাদের সাথে ওভাবে তাদের পরিচয় সম্পর্কে জানতে পারি, তারা কি করে পড়াশোনার বাহিরে জানতে পারি, এটা কিন্তু একটা ভালো starter হতে পারে। যে আমি তাদের সাথে কিভাবে আসলে মানে উম পরিচয় হব। সবসময় যে আসলে একদম ১ম দিকে বন্ধুত্ব গড়ে উঠবে তাও তো না। যেমনটা আপনি বললেন যে ধীরে, ধীরে হয়তোবা আস্তে, আস্তে যদি আমি পরিচয় বাড়াতে থাকি, তখন মন-মানসিকতা মিলে গেলে তখনই হয়তোবা বন্ধু হতে পারে। তো এ ব্যাপারটা আমি নিশ্চয়ই ভেবে দেখব করার। কিন্তু একটা বিষয় হচ্ছে নিজের ভেতরে যে আপনি যেটা জিজ্ঞেস করলেন। এটাতে মা আমা বরাবরই দেখা যায় আমি <swallows> বললাম তো যে, ১ কদম আগাচ্ছি, হয়তো ১০ কদম পিছিয়ে যাচ্ছি। এই ব্যাপারটা আসলে আমার মোটেও আগে ছিল না। আগে সবসময় নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস সাহস থাকতো। নতুন পরিবেশ হোক, নতুন মানুষজন হোক, খুব সহজেই মিলেমিশে যেতে পারতাম আরকি তাদের সাথে। কিন্তু এখন সম্প্রতি দেখছি শুধু পড়াশোনার কথাই আমি যদি বলি, তা না! আমি যদি বলি উম যে পাশের বাসায়ও আমাদের নতুন ভাড়াটিয়া আসছে। তো সেই মানুষজন আগের মানুষজনের মতো তেমন একটা বলা যায় যে ওরকম ফ্রেন্ডলি না আরকি। কিন্তু আ ফ্রেন্ডলি না হলেও আগের মানুষটার সাথে যেভাবে আমরা মিশে গিয়েছিলাম, আগের ভাইয়া তারপরে আপু বা ওনাদের যে ফ্যামিলি ছিল ওদেরকে খুব বেশি আমরা আ দেখতে পারতাম। কিছু বানালে আমাদেরকে দিত। আমরা কিছু বানালাম, তাদেরকে দিতাম। কিন্তু এখন যে যারা পাশের বাসায় এসেছে তারা না কেমন একটু গম্ভীর, গম্ভীর থাকে। মানে আসলে আমি নিজেও হয়তোবা কথা বলতে চাই না। তো কারণ ওই যে ভয় থাকে। কি ভাবে না ভাবে! আমাকে আবার কোনভাবে ধরে কিনা। মানে এমন কিছু জিজ্ঞেস করে ফেলে কিনা বা ব্যক্তিগত নিরাপত্তার দিকটাও তো ভাবতে হয় মাঝে, মাঝে যে কি না কি বলে ফেলি, কি কি না কি জিজ্ঞেস করে ফেলে। সবকিছু মিলিয়ে আমার মানে যেই যে সেই যে চিন্তা, সেই চিন্তায় আমি সেখানেই আটকে আছি। যার জন্যই দেখা যায় যে একটা তাদেরকে একটা বলা যায় একটু ভালো-মন্দ জিজ্ঞেস করব, "কেমন আছেন? ভালো আছেন?" যে ওটাই আসলে হচ্ছে না আরকি। ইতস্তত বোধ করছি। তো বেশ কদিনই হলো ওরা এসেছে। প্রায় আ ওরা দেখা যায় ৩-৪ মাসই হল এসেছে। কিন্তু তারপরও আমি এখন communicate করতে পারছি না তাদের সাথে। আমি জানি না ইচ্ছে করে, যে নতুন বন্ধু-বান্ধব আ কারণ সেখানেও ছোট, ছোট, পিচ্চি, পিচ্চি বাচ্চা আছে। ইচ্ছে করে তাদের সাথে খেলাধুলা করতে। কিন্তু কী বলে যে যাবো? কলিং বেল আদৌ দিবো কিনা? সেখানে গিয়ে যদি আমি আবার বলি, উল্টো না আবার আমাকে দেখা যায় যে, ইগনোর করে বা তাড়িয়ে দেয়। তখন তো আস একটা খারাপ লাগা কাজ করবে, তাই না? তো ওইটাই হচ্ছে মেইন সমস্যা। ভেতর থেকেই আসছে না কোন কিছু।
আচ্ছা। জি। জি। আচ্ছা। আচ্ছা। উম জি। আচ্ছা। আচ্ছা। জি। আচ্ছা। জি। বুঝতে পারলাম। তো এক্ষেত্রে দেখুন আমি আপনাকে কিছু কথা বলতে চাই। এক্ষেত্রে আপনি জিনিসটাকে যতটা কমপ্লেক্স করে দেখছেন, তো বিষয়টা কিন্তু এতটা কঠিন নয়। আপনি যেরকমটা ভাবছেন যে আপনি যদি সামনের ঘরে গিয়ে কলিং বেল দেন তাহলে তারা কি ভাববে? এতটা কিন্তু বিষয়টাকে আপনি জটিল করে দেখবেন না। আপনি আ এটা ভাবতে পারেন তো যে আসলে আপনি যদি তাদের কলিং বেল দেন গিয়ে বা তাদের কাছে বলেন এই কথাগুলি, তাহলে হইতে পারে ও যে তারা আরো বেশি খুশি হবে। এরকমটাও তো হতে পারে? তো এইক্ষেত্রে আপনার ভেতর যে একটা নেতিবাচক চিন্তাভাবনা আগে থেকেই ঢুকে আছে যে আপনি হয়তো পারবেন না, আপনার দ্বারা হয়তো সম্ভব না বা সামনের মানুষটা কি মনে করবে? এই ধরনের চিন্তাভাবনাটা প্রথমেই আপনি বাদ দেন। এবং আপনি মনে করেন যে আপনি ছোট থাকতে কিভাবে সম্পর্ক তৈরি করতেন? তখন কিভাবে সহজেই মানুষের সাথে মিশে যেতেন? ওই জিনিসটা চিন্তা করে নিজের ভিতরে একটা কনফিডেন্স নিয়ে তখন আপনি আ যেকোনো মানুষের সাথে কথা বলা শুরু করুন। এখন কথা বললে হয়তো সম্পর্ক হবে, নয়তো সম্পর্ক হবে না। এর থেকে বেশি কিছু তো আর নয়, তাই না? তো আপনি চেষ্টা করবেন নিজের ভিতরে সবসময় একটা কনফিডেন্স রাখার এবং একটু নিজেকে হাসিখুশি রাখার। হাসিখুশি থাকলে কি হবে? যে সামনের মানুষটা যখন আপনার সাথে কথা বলবে, তখন তারও অনেক বেশি ভালো লাগবে। যার ফলে সম্পর্ক তৈরি করাটা অনেক বেশি সহজ হয়ে পড়বে।
হুম। না আমার কাছেও আসলে এখন মনে হচ্ছে আপনি যেভাবে বললেন যে কিছু বিষয় আসলে এভাবেও দেখা দরকার। যে অনিশ্চয়তা বা দেখা যায় ভয়ের কারণেই যে আমি হয়তোবা এক কদম এগোতেও চাচ্ছি না। এ ব্যাপারটা আসলে করা উচিত। উম আমার ভার্সিটির ক্ষেত্রেও করা উচিত। পাশাপাশি পাশের বাসায় যেহেতু মানুষজন আসে, তাদের বাসায় একটু কলিং বেল দিয়ে দেখি যে আসলে তারা কোন ধরনের মানুষ। একটু হালকা-পাতলা পরিচিত হওয়া যেতেই পারে। তো সেভাবে আসলে আমি স অবশ্যই চেষ্টা করব। তো অনেক ভালো লাগল আপনার সাথে কথাবার্তা বলে। মনটাও হালকা হয়ে গেল। তো ধন্যবাদ আপনাকে।
জি। আপনার সাথে কথা বলেও অনেক বেশি ভালো লাগলো এবং আশা করি আপনার যে সমস্যাটা রয়েছে সেটা খুব দ্রুতই আপনি অ্যা সমাধান করে ফেলতে পারবেন। আশা করি আপনি অনেক বেশি ভালো থাকবেন এবং আপনার সব সমস্যাও দূর হয়ে থাক দূর হয়ে যাবে।